আচ্ছা আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম মানে আমার না খুব ইচ্ছে করে মাঝে-মধ্যে যখন খুব খারাপ লাগে যখন দেখি যে খেতে ইচ্ছা করছে না কোনোকিছু ভালো লাগছে না, তখন না খুব ইচ্ছে করে যে মায়ের সাথে একটু শেয়ার করি, বোনের সাথে একটু শেয়ার করি। কিন্তু পরক্ষণেই না আবার ভাবি যে তারাও হয়তো আমার এই কথাটা শুনে কষ্ট পাবে, তারা হয়তো হয় না যে মা-বাবা বা বোন দেখবেন সবসময় কিন্তু আপনজনের কষ্ট দেখলে তখন সেই কষ্টটা মানে নিবারণ করার চেষ্টা করে। আমার ইচ্ছা করে মাঝে মধ্যে আমি তাদেরকে বলি
জ্বি আসে আর কি। জ্বি, জ্বি।
কিন্তু কি করতে পারি? মানে এক্ষেত্রে কি আমার বলা উচিত কিনা?
আসলে এই জিনিসটা এক কথায় পরিবারকেই যে সা মানে ১ম বলা উচিত কারণ দেখা যায় কি যে এই পরিবারই কিন্তু আপনার মানে সারাক্ষণ পাশে থাকে বা যে আপনাকে একটু মানসিক শান্তির জন্য কিন্তু তারা এক কথায় আপনাকে মানে যথেষ্ট সাহায্য করতে পারবে। যেটা এক কথায় অন্য দূরের কোন বন্ধু বা দূরের কোনো ফ্রেন্ড এর চেয়ে কিন্তু বেশি তারা মানে সাহায্য ওটা করতে পারবে যেহেতু আপনার সাথে থাকে। তো এই জিনিসটা চেষ্টাও করতে পারেন যে, যে আপনার প্রতি একটু নরম বা মানে আপনার সাথে এক কথায় মানে আপনার কথাগুলো বুঝবে তার সাথে ব্যা বিষয়গুলো শেয়ার করা। এ এরকমটা শুরু করে দেখতে পারেন কিন্তু আপনি যে মানে যার, যাকে মনে হয় যে না উনা উনার সাথে কথা বললে আপনার সমস্যা হবে না তার সাথে একটু কথা বলে দেখতে পারেন আরকি।
হুম। আসলে আমি কথা বলতে চাই এইজন্য, কারণ আমি যখন না খেয়ে থাকি, মন খারাপ থাকে তখন আমি দেখি যে আমার মন খারাপ দেখতে আমার মায়েরও ভীষণ মন খারাপ হয়। আমার বোনেরও দেখতে ভীষণ মন খারাপ হয়। যদিও আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে। কিন্তু না ওই যে কষ্ট পাবে বিধায় আমার বলতে ইচ্ছে করে না। আর এমনিতে আসলে এই কষ্ট থেকে দূরে থাকার জন্য আর কোন উপায় থাকতে পারে যেগুলো করলে আসলে এই কষ্টগুলো আমার মনে পড়বে না বা একটু মুভ অন করতে পারবো?
বুঝতে পারছি।